আচ্ছা। এই যে আপনি বললেন না? যে এই যে তেল চর্বির কথা যেটা আসলে শরীরের জন্য খারাপ এটা আপনিও জানেন, আমিও জানি। সবাই জানে। তাই না? এরপরেও কিন্তু দেখা যায় যে এই তেল চর্বির প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে যেহেতু এগুলো একটু মজাদার। তাই না? তেল দিয়ে ভালো করে তরকারি রান্না করা। আ তো সেই ক্ষেত্রে আসলে এই যে অ্যা তেল চর্বি বলেন বা স্বাস্থ্য কমানোর যে একটা অভ্যাস ভালো থাকার একটা অভ্যাস। এটা আসলে হুট করে তো চাইলেই কেউ চালু করতে পারে না বা এটাকে কন্টিনিউ করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনি এই জিনিসগুলো আসলে কিভাবে ধাপে, ধাপে শুরু করেন?
জি। জি, জি। হ্যাঁ। হু, হু, হু। একদম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জী, আসলে এখানে যে ভালো অভ্যাসটার কথা বলছেন, যে যেমন আমাদের সুস্থ থাকার জন্য। তো এই ভালো অভ্যাসগুলা আসলে যদি আমরা একটি ভালো একটি রুটিন করি কারণ আসলে অ্যা মানে, মানে discipline যে বিষয়টা এটা কিন্তু আসলে খুবই জরুরি একটা মানুষের জীবনে। সর্বক্ষেত্রে শুধুমাত্র যে আমাদের চাকরি ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে যেন অ্যা মানে যে নিয়মকানুন মেনে চলাটা কিন্তু আ মানে, সিমানেন নিয়মকানুন শুধু কর্মক্ষেত্রে পর্যন্ত সীমাবদ্ধ নয়। এটা কিন্তু আমাদের পুরা ব্যক্তিগত জীবনের পুরা আমাদের জীবনে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ আমাদের ছে আমাদের জীবনের যে পুরো একটা circle আছে তো সবকিছুতেই মানে আরকি নিয়ম কানুন বা একটি রুটিন এটা কিন্তু খুবই জরুরি। তো আমরা যদি একদম সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত আমাদের জীবনের প্রতিটা কাজ প্রতিটা মুহূর্তের যদি আমরা যদি সুন্দর একটি রুটিন করতে পারি। আর এই রুটিনটা যদি আমরা সুন্দরভাবে মেইনটেইন করতে পারি তাহলে কিন্তু আমা আমা জি, জি, জি। কন্টিনিউ করতে পারি, তাহলে আসলে আমাদের এই
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, জীবনের পুরো ক্ষেত্রেই কিন্তু আসলে বিষয়গুলো জড়িত তাই না? কইন কন্টিনিউ করতে পারা, তাই না? বুঝতে, তার মানে হলো আপনি বলতে চাচ্ছেন যে একটা আ ভালো অভ্যাসকে সুস্থ অভ্যাসকে যদি কেউ চালু করতে চায় সেক্ষেত্রে সুন্দরভাবে রুটিন মেইনটেইন করাটাই অ্যা প্রধান এবং হচ্ছে যে ১ম, কর্তব্য, তাই না?
জি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, একদম একদমই ঠিক বলেছেন। আসলেই কারণ একটি সুন্দর একটি রুটিনই কিন্তু আপনাকে আপনার অ্যা মানে সুস্থ অভ্যাস শুরু করতে এবং সেটা বজায় রাখতে আপনাকে অনেক বেশি সাহায্য করবে।
বুঝতে পেরেছি।